মানে আসলে শেখার কোন আনন্দই নেই। এখানে জাস্ট একটা দৌড়ে, দৌড় প্রতিযোগিতার মত একটা ব্যাপার হয়ে গেছে আরকি। তো আপনার অভিজ্ঞতাতে, আপনি কি কখনো এমন কোন শিক্ষার্থী দেখেছেন? আ মানে পড়ালেখার চেয়ে, তার মূল ভয় ছিল যে, এ ফেইল করব কিনা বা মানুষের চোখে ব্যর্থ হবো কিনা? সেটা নিয়ে সে বেশি উদ্বিগ্ন থাকতো, এরকম কি কখনো দেখেছেন?
একদম, একদম। সেটাই। হ্যাঁ। আসলে যখন আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম, তখন আসলে দেখা যেত যে, মানে পরীক্ষার মধ্যে ফেইল হওয়াটাকে মানুষ মানে একটু অন্যরকম চোখে দেখতে। তো পরীক্ষার আগে যে, মানে এসএসসি পরীক্ষার আগে যে, আমাদের টেস্ট, প্রিটেস্ট এক্সাম হত। তো সেখানে দেখা যেত যে, আমার মানে একজন ফ্রেন্ড, আসলে প্রিটেস্ট এ, পরীক্ষায় ফেইল করেছেন, কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রিতে ফেইল করার কারণে হয়েছে কি? মানে, ও ভীষণভাবে ভেঙে পড়েছে এবং যখন মানে রিসাল্ট অ্যানাউন্স করা হচ্ছিল, আমার মনে আছে এখনো পর্যন্ত, আমার পাশে দাঁড়িয়েছিল। যখন বোল মানে সবার রোল বলছিল এবং ওর রোল আসছিল না, ওর সাথে, সাথে সেন্স আউট হয়ে গেছে। যখন বলল যে, "তুমি ফেইল করেছ এক মানে আ ইয়াতে" তখন দেখা গেল যে, মানে কি বলব? মানে ওর আসলে রেজাল্ট বেশ খারাপ
হুম, হুম। খুব খারাপ চোখে দেখত। হুম। হুম, হুম। আচ্ছা, এরপর? স্বাভাবিক। হুম, হুম। ওহ মাই গড! মানে নিজের মধ্যে নিজের যে কনফিডেন্সটা, সেটা আসলে একদম এতটাই চলে গেছে যে, আর হ্যাঁ। আর কোনভাবেই সে আসলে উঠে দাঁড়াতে পারছিল না আরকি। তো আসলেই এই ব্যাপারটা খুবই দুঃখজনক যে, এই একটা জিনিস মানুষের মনোবলটা আসলে কতটুকু ভেঙে দেয়। মানে এক একটা অকৃতকার্য হওয়ার তো, একটা লাইফ এর সবকিছু শেষ হয়ে যাওয়া নয়। লাইফ এ তো আসলে অনেক কিছুই থাকে। পৃথিবীটা তো আসলে এখানেই শেষ নয়। এই ব্যাপারটাই আসলে আরেকটু ভাবা উচিত। তো আপনার কি মনে হয় যে, ইদানিং সময়ে যেটা দেখা যায় যে, শিক্ষার্থীরা ভালো ফলাফলের জন্য, সারাদিন টিউশনে যায় বা কোচিং, প্রাইভেট ক্লাস, বিভিন্ন কিছুতে আ এনগেজ থাকে, এগুলো কি সত্যিই শেখার মতো সাহায্য করে, নাকি পরীক্ষার চাপটাই আসলে অনেকটুকু বাড়িয়ে দেয়, বলে আপনার মনে হয়?
হ্যাঁ, ও একদম ডাউন হয়ে গেছে। একদম, একদম। একদম।